সে আমার নিঃস্বার্থ পর্দার থাকুক তার উপরে। সে যেখানে থাকুক সুখে থাকুক আমি সেটাই চাইবো। আমার ভালোবাসার মানুষ অপমানিত হোক, আমার মানে সম্পর্কের কালিমায় সে নষ্ট হোক এটা আমি কোনোদিনই চাইবো না। আমি চাইবো সে সুখে থাকুক। দূরে থাকুক, সুখে থাকুক। আ খুব আমার ভালোবাসা এসে রইল। অন্যের ঘরে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি তাকে যদি সে আমাকে ভালোবাসতে না চায়, আমার কাছে না আসতে চায়, আমি আসলেই কিন্তু আমার ভালোবাসার
আমি জি।
প্রতিমা হয়ে এল সে রইল।
জি, আসলে এটাই তো ভালোবাসা। আমরা যাকে ভালোবাসবো তাকে সবসময় সে ভালো থাক, আ সুন্দর থাক, তার জীবনে এটাই আশা করবো। সে যার সাথে থাকুক না কেন এটা এটাই তো আসলে ভালোবাসা। তো আপনার সাথে আসলে এই বিষয়ে কথা বলে খুব ভালো লাগলো। আ অনেক কিছু জানলাম, একটা কবিতাও শুনলাম তো খুবই মানে ভালো লাগলো। আপনি খুব ভালো থাকবেন, আ ভালোবাসায় থাকবেন। আ নিজের খেয়াল রাখবেন। আবারও কথা হবে আশা করি।
তাই না? হ্যাঁ ভালোটি আশা করব। রাইট। রাইট। হু, হু, হু। <chuckles> হুম। আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

জ্বি, আমারও একদমই তাই মনে হয়। আসলে আমার কাছে মনে হয় যে আ বিশ্বাসটা ছাড়া বিশ্বাসটা ছাড়া আসলে ভালোবাসা আ সম্ভবই না। আমরা তো এমনি আ যখন ভালোবাসি আসলে তখন তো ভালোবাসি। তখন হয়তো ওই ব্যাপারটা খেয়াল করি না যে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ বা এইটা আলাদা করে আমরা ভাবতে পারি না বিশ্বাসের ব্যাপারটা। কিন্তু বিশ্বাসের যদি কোন হেরফের হয় বা কোনো ঘাটতি ঘটে বা কোন প্রশ্ন জাগে মনে তখন আসলে বুঝতে পারি যে ভালোবাসায় আসলে বিশ্বাসটা কতটা ইম্পোর্টেন্ট।
জি, জি। রাইট। অবশ্যই, অবশ্যই। এটা কিন্তু এটা কিন্তু আপনি যে বলছেন বিশ্বাসের ব্যাপারটা, এটা কিন্তু সবকিছুতেই বিশ্বাসের ব্যাপার দরকার। আপনারা ভালো বন্ধুত্ব করতে চান, বিশ্বাস অবশ্যই দরকার। আপনি একটা কলিগের সাথে একটা ব্যা সখ্যতা করতে চান। বন্ধুত্ব নাই বা বললাম সখ্যতাই যদি বলি, তাও বিশ্বাস দরকার। যেকোনো কাজে আপনি একটা ঘরে যে লোক রাখেন, তাকেও বিশ্বাস করতে হবে। বিশ্বাস দরকার। আপনি আপনার মনের মানুষের সাথে ২ মিনিট কথা বলেন, তাতেও বিশ্বাসের দরকার। আসলে বিশ্বাস হচ্ছে সবকিছুর
হু, হু, হুম। জী। হুম, হুম। জ্বী।
তলানি, সবকিছুর base উহু। এটার উপর এই foundation এর উপর এটাই সবচেয়ে foundation.
একদম।
এটার উপর ভিত্তি করে কিন্তু আপনি ইমারত গড়ে উঠে। সেটা ভালোবাসার ইমারত হোক, বন্ধুদের ইমারত হোক বা আপ উম উম আপন কারো আপন ভা ভাবারও ইমারত। প্রাসাদ রাজপ্রাসাদ গড়ে উঠতে পারে একটা বিশ্বের উপর ভিত্তি। বিশ্বাস যদি হারিয়ে যায় কি কিন্তু যেকোন মুহূর্তে সে আপনাকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারে। তাই না? মুহূর্তে আপনাকে বনবাসে নিয়ে যেতে পারবে।
হুম, হুম। জ্বী। হুম, হুম। হু, হুম।